হুম, হুম। আসলেই আমি কিন্তু আপনার সঙ্গে পুরোই সহমত যে আসলে, তো তারা আসলে যখন বা আসলে যেই গাইডেন্সটা পাওয়ার কথা সেই গাইডেন্সটা যখন পায় না বা তাদের যখন পাওয়ার মানে ইয়া করার কথা তখন, তারা যদি না পায় তখন কিন্তু তাদের র র মানে তারা অবশ্যই নষ্টের পথে চলে যাবে। কারণ দেখেন একটা ইয়া গাছকে যখন আপনি বড় করবেন তখন সেই গাছকে কিন্তু পর্যালোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই না ভাই? <hiccups> উহুম।
জি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। অবশ্যই। বিশেষ করে ছোটো সময়টাতে ঐ যে, অ্যাঁ প্রথম দিক দিয়ে কিন্তু ১ম অ্যা কিছুটা দিন কিন্তু তাদের বেশ পর্যালোচনার একটা অ্যা মানে ব্যাপার থাকে। তারপরে কিন্তু একটা সময়ের পর যখন এটা বড় হয়ে যায়, অ্যা তখন কিন্তু আর ওরকম আমরা টেক কেয়ার না করলেও চলে। তখন কিন্তু আর আসলে তেমন সমস্যা হয় না। সে তখন গাছটা তার নিজের অ্যা শক্তিতেই বেড়ে উঠতে পারে। আসলেই আপনার কথাটা চমৎকার লাগলো। একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক same ব্যাপারটাই ঘটে আসলে। তো ভাই, আসলে ব্যাপারটা কিন্তু ভীষণ major একটা সমস্যা। আমাদের অ্যা অ্যা পুরো অ মানে জাতির জন্য। কারণ একটা জ অ যদি একটা অ্যা মানে বর্তমান যে অ্যা শিক্ষা ব্যবস্থা, এখানে যদি ধস নেমে আসে তখন কিন্তু আমাদের জাতি অ্যা আগামীতে বেশ অ্যা বেশি উন্নত করতে পারবে না। কারণ আ মানে মা এ একটা দেশের সার্বিক যে উন্নয়ন বা উন্নতি, অ্যা একটা ভালো দিকে এগিয়ে যেতে গেলে কিন্তু এই যে, যে এ যুব সমাজ এদের কিন্তু একটা মানে বড় ভূমিকা থাকে। একটা জাতি যদি সম্পূর্ণরূপে অশি আ মানে শিক্ষার অ্যা যে ব্যাপারটা সেটা যদি আসলে ভেঙে পড়ে, তখন কিন্তু আসলে তাদের একটা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া কিন্তু একটা tough ব্যাপার। তো সেইক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সকলের অ্যা মোটামুটি একটুখানি সচেতন হয়ে অ্যা এবং ওই পড়াশোনার যে ব্যাপারটা, শিক্ষার্থীদের পড়াশোনার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে একটু উম মানে জোরের সাথে একটু আ বাস্তবায়ন করা উচিত। আপনি ব্যাপারটাতে কি মনে করেন?
হুম। হুম। উম জি। হুম। জি, জি আসলেই। হুম, হুম। হুম। হুম। হুম। হুম। হুম। উহুম। হুম। হুম। হুম। হুম। আসলেই কিন্তু বু শিক্ষার্থীরাই কিন্তু আসলে পরে গিয়ে কিন্তু আমাদের দেশকে পরিচালনা করার যে বিষয়টা, সেটা কিন্তু করতেছে। যেমন এখনও কিন্তু আসলে আমরা দেখতে পারি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে আমাদের ইন্টার মানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু আসলে তারা পরিচালনা করতেছে। এবং আসলেই কিন্তু আমরা যদি বলি যে আসলেই আমাদের আমরা, আমি আপনের মধ্যেই যদি কেউ হই আম তাহলে আমি আপনি কিন্তু হয়তোবা দু উম সামনে গিয়ে এমন কোন দায়িত্ব পেতে পারি সেটা কিন্তু আসলে দেশের ইয়ার উপর প্রভাব ফেলবে। আ আমি মনে করি যে আসলে এখনের যে প্রজন্ম যেভাবে তৈরি হবে, সামনে গিয়ে দেশটা কিন্তু ওই রকমই ফলাফল পাবে। তো সেক্ষেত্রে যদি আমরা বীজটা রোপণ করার সময় যদি ভালোমতো একদম যত্ন সহকারে রোপণ করি এবং সুন্দর মতো তার যত্ন নেই, তখনই কিন্তু আসলে আমরা ভালো ফল পাব এবং হয়তোবা একটা মিষ্টি ফল পেতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমি আসলে আমি বলতে চাই যে আসলে আমাদের গভর্নমেন্টের যতই উচিত না যতই উচিত যে মৌলিক চাহিদাগুলোর মধ্যে যে শিক্ষার যেই চাহিদাটা, সেটা যাতে পূরণ করা আসলে ম্যান্ডেটরি হয়ে থাকে। জি।
পরিচালনা করবে, জি। হ্যাঁ। জি। পরিচালনা করছে, হ্যাঁ। জি। অ অবশ্যই। জি। ফলাফল পাবে অবশ্যই। জি। অবশ্যই, অবশ্যই। জি ভাই স শিক্ষার যে চাহিদাটা, জি।

অবশ্যই। জি ভাই, আপনি স সুন্দর একটা কথা বলেছেন। অবশ্যই কিন্তু সরকারের একটা আপ অবদান এখানে রাখতে হবে এবং এটা কিন্তু আসলে সরকার রাখছেও। কারণ তার সরকারের পক্ষ থেকে কিন্তু সরকার প্রত্যেকটা দরিদ্র স্টু স্টুডেন্টদেরকে স্টাইপেন্ড -এর ব্যবস্থা করে দিয়েছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিচ্ছে। আ আমি চাই যে আ আরও বেশি সুযোগ দিক। কিন্তু তাছাড়াও কিন্তু আমাদের মানুষ হিসেবেও কিন্তু, নাগরিক হিসেবেও কিন্তু আমাদের একটা কর্তব্য আছে এবং আমরা যদি এরকম একটা কাজ করতে পারি যেমন আমরা আমাদের আশেপাশে যারা মোটামুটি একটুখানি আর্থিকভাবে এদ নও মানে পিছিয়ে আছে বা খারাপ অবস্থায় আছে তাদের এমন ধরনের পা মানে পরিবারের আ স্টুডেন্টগুলোদেরকে যদি আমরা খানিকটা হেল্প করি এবং আ আমরা যদি সচেতনতা তৈরি করতে পারি আমাদের ভিতরে তখন কিন্তু আসলে আমরা আমাদের গ্রাম বা আ পাড়া বা মহল্লার যে এ ঝরে পড়া যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে কিন্তু আমরা হেল্প করে মোটামুটি শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। এরকম করে আসলে ছোট ছোটভাবে যদি আমরা শুরু করি এ একদম গ অ্যা নিচে থেকে গোড়া থেকে তখন কিন্তু আসলে আমরা এরকম করে সার্বিক যে দেশের যে এই যে যে, সমস্যাটা এটার থেকে কিন্তু আমরা খানিকটা আ মানে বেরিয়ে আসতে পারব। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন বা কেমন মনে করছেন?
হুম। হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হুম। হুম। জি। হুম। হ্যাঁ। জি। হুম। হুম। সমস্যা হ্যাঁ। মুক্তি পেতে পারি। হুম, হুম একদম। হ্যাঁ আসলেই, দেখেন আমরা যখন বড় হয়ে যাব বা আমরা যখন সিনিয়র হয়ে যাব তখন আমরা চেষ্টা করব আমাদের জুনিয়র ব্যাচদেরকে একটুখানি হলেও মানে বোঝানোর, তাদেরকে একটুখানি সচেতন করার যে তারাই কিন্তু আসলে দেশের নাগরিক হবে এবং তারাই কিন্তু দেশের জন্য দায়িত্ব পালন করবে এবং তারা যদি পড়াশোনা না করে আসলে সেটাই তাদের উপর একটা বড় ধরনের প্রভাব ফেলবে। বা আমি মনে করি তারা, আমরা যদি আমাদের দায়িত্বটা সুন্দরমতো পালন করি তাহলে কিন্তু সামনে গিয়ে আমাদের যে জুনিয়র ব্যাচের ছেলেপুলেরা আছে তারা কিন্তু তাদের পড়াশোনায়ও মনোযোগী হবে এবং ভালো করে আরও বেশি পড়াশোনা করার একটু অনুপ্রেরণা পাবে এবং অনুপ্রেরণাটা কিন্তু মেন। আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনাকে কেউ ঠেলবে বা আপনাকে কেউ অনুপ্রেরণা দিবে যে আসলে তুমি দেশের জন্য করবা, এই করবা, ওই করবা এটাই কিন্তু আসলে মেন থিম।
জি। বোঝানোর হ্যাঁ। জি। হ্যাঁ। জি, জি। অবশ্যই। জি, ভাই। অনুপ্রেরণা দেবে, হ্যাঁ। সেগুলো কিন্তু আসলে আমাদের এ পড়াশোনার যে এ মানে রিদমটা এটাকে কিন্তু আসলে বুস্ট করে। এ গতিটাকে কিন্তু আসলে বাড়িয়ে দেয়। আরও প পড়াশোনাটা তখন আসলে আমাদেরকে আমাদের কিন্তু পছন্দ হতে শুরু করে। তো যাই হোক ভাই আপনার সাথে এ ব্যাপারে কথা বলে কিন্তু ভীষণ ভালো লাগলো। আশা করি আগামীতে এ আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।
হুম।